হ্যাঁ, এটা কিন্তু খুব দরকার এবং মনে হয় যে পরিবেশটা অনেকটাই বদলে যায় এবং একজন একজনকে সময় দেওয়া হয়। আগে হয় কী যে, এ এটা বেশ সহজে বলে দেওয়া যায় যারা আসলে বাইরে কাজ করে বা পড়ালেখার মধ্যে আছে যে পড়ালেখা বা কাজের চাপে পরিবারকে সময় দিতে পারছি না। তো আসলে তো হয় কী যে, যে সময়টাতে ঘরে থাকা হয়, ওটাতে তো স্ক্রিনে চলে যাচ্ছে। তো এখন হচ্ছে কী হ্যাঁ, কাজও চলছে, স্ক্রিন টাইমও পাওয়া যাচ্ছে এবং পরিবারকেও একটা সময় দেওয়া হচ্ছে। ভালো একটা ভাষা, হ্যাঁ। একটা ভারসাম হ্যাঁ।
হুম, ঠিক বলেছে। সবকিছুর একটা ভারসাম্য বা একটা গোছালো জীবনযাপন চলছে খুব ভালো। তো এই যে আপনি তো বললেন, আসলে একটা সময় আপনি খুব বেশি মোবাইল দেখতেন বা আসলে স্ক্রিন টাইমে সময় ব্যয় করতেন। তো আপনি মানে আসলে এই যে স্ক্রিন টাইমটা যখন আপনি নিয়ন্ত্রণ করলেন, এখন তো আপনি নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছেন। তো সেক্ষেত্রে এই স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে আনার জন্য ঠিক কোন অভ্যাসগুলোকে মানে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, ওই ক্ষেত্রে আসলে আমার ১ম পদক্ষেপটা ছিল, যেহেতু আমি রাতে বেশি আসলে স্ক্রিনে সময় চলে যেত আমার। যে রাতের বেলা আসলে শোয়ার সময় যে ফোনটা হাতে নিতাম, তখন আসলে ঘণ্টার পর ঘণ্টা চলে যেত। তো ওই ক্ষেত্রে আমি করলাম কী যে, প্রথম পদক্ষেপই ছিল হচ্ছে আমি আমার ফোনটা আমার পাশে না রাখা বা এটা অন্য একটা রুমে গিয়ে রাখা। আমি রাতের বেলা ঘুমানোর আগে আসলে মোবাইলটা অন্য একটা রুমে গিয়ে রাখতাম এবং এটাই কিন্তু সবথেকে বেশি আমার কাজে দিয়েছিল। তো এই, এই টেকনিকটা হ্যাঁ, এই পদ্ধতিতে কিন্তু আমার মনে হয় যে, হ্যাঁ, এটা খুব ভালো কাজে দিবে এবং খুব দ্রুত কাজে দিবে। কারণ হয় না যে সামনে না থাকলে আমি তো ফোনটা দেখতে চাইব না এবং হয় না যে খাবার খেয়ে দিল।
হুম বুঝতে পেরেছি। খুব ভালো সিদ্ধান্ত। খুবই চমৎকার। হ্যাঁ, ঠিক বলেছেন। হুম, এটা ঠিক। আসলে দেখা যাচ্ছে সামনে থাকলে অনেক সময় ঘুম না আসলে দেখা যাচ্ছে একটু মোবাইল দেখতে ইচ্ছে করে। তাই না? তখন আবার সেই মোবাইল দেখতে গিয়ে ঘুমের একটা ব্যাঘাত কিন্তু ঘটে যায়। তো সেক্ষেত্রে আপনার পদ্ধতিটা কিন্তু খুব ভালো। দেখা যাচ্ছে অনেক সময় মানে দূরে থাকলে কিন্তু আনতে যেতেও ইচ্ছে করে না। এটা খুব ভালো। তো ধরেন যদি কেউ আসলে <swallows> চায় যে আসলে পরিবার এখন থেকে এই যে মোবা স্ক্রিন টাইম বা মোবাইল, টিভি দেখার একটা নিয়ম শুরু করবে। তো আপনার ক্ষেত্রে আপনার পরিবারের অভিজ্ঞতা থেকে বা আপনার আসলে যে পদ্ধতিগুলো পালন করেছেন, সে থেকে আসলে কী পরামর্শ তাদেরকে দিবেন যাতে তারা এই কাজগুলো খুব সহজেই করতে পারে?
হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এক্ষেত্রে আসলে সবার আগে উচিত যে পরিবারের সকল সদস্যের সাথে বসে ব্যাপারটা নিয়ে খোলামেলা একটা আলোচনা করা। যে এটা কি তাদের দ্বারা সম্ভব কিনা বা কোন সময়টাতে আসলে তারা এই ব্যাপারটা করতে পারবে? তো প্রথমে আসলে হয় কী যে, যেকোনো একটা সময় ঠিক করা। আহা একদিন হয় রাতের খাবারের সময় বা বিকেলবেলা ফোন ছাড়া আমরা ০.৫ ঘন্টা থাকব। তো এরকম আধা ঘণ্টা, এক ঘন্টা এভাবে করে, করে একটু সময়টা বাড়ানো।
আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ধীরে, ধীরে শুরু করা। মানে একেবারেই নিয়মে পরিবর্তন না এনে, আস্তে, আস্তে আসলে একটা নিয়মের মধ্যে আনা।
হ্যাঁ, হ্যাঁ। এটাই। এই জিনিসটা আসলে দ্রুত তো পরিবর্তন সম্ভব না বা হুট করে আসলে অভ্যাসটা যাবে না। এক্ষেত্রে আমার মনে হয় যে ধীরে, ধীরে অভ্যাসটা করা উচিত এবং বড়দের আগে শুরু করা উচিত। কারণ বড়রা করলে কিন্তু ছোটরা তাদের অনুকরণ অবশ্যই করবে। তাহলে হচ্ছে ছোটদেরকে বোঝানোটা সহজ হয়ে যাবে। কারণ স্ক্রিন আসলে বাদ দেওয়ার ক্ষেত্রে ছোটদের সামলানোটা একটু বেশি কঠিন হয়ে পড়ে। কারণ তারা হয় না যে অভ্যস্ত বা তাদের আসলে এটা জানা নেই যে একটা সময় কিন্তু এটা থাকে। হুম।
হুম। হ্যাঁ ঠিক। তা তো অবশ্যই। উক চিপে করেও তো হয়ে যায়।